একদম ঠিক। Even আমরা যে পানির বোতলে পানি খাই সে বোতলটাও কিন্তু প্লাস্টিক এরই তৈরি হয়ে থাকে। তো এগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। দেখবেন যে প্লাস্টিক কিন্তু খুব সহজে মাটির সাথে মিশেই না, হ্যাঁ? এটা একদম সারা জীবনই অব্যাহত থাকে।
জি। একদম, একদম। জি। হুম, হুম। একদম, জি। হুম, হুম, হুম। এবং আমার কাছে মনে হয় কি জানেন? যে আম এইটা এই যে এভাবে করে আমরা যে ব্যবহার করে যাচ্ছি, হ্যাঁ? এই ব্যবহার করার ফলে কিন্তু একটা সময় যেয়ে আমাদের কিন্তু এই উম স্বাস্থ্যের উপর কিন্তু একটা বিশাল বড় একটা ক্ষতি কিন্তু চলে আসতে পারে, তাই নয় কি? এবং আ আ আমার কাছে মনে হয় কি যে এই যে সামনের যে দিনগুলো আসতেছে, আমরা already দেখতেছি যে আ বিভিন্ন রকমের আম নালা-নর্দমা, ঠিক আছে? বা বিভিন্ন রকমের রাস্তাঘাটের মধ্যেও কিন্তু ultimately আমাদের অ্যা প্লাস্টিকের প্রাধান্যটা অনেক বেশি পায়, তাই না? <smacks lips> তো আম আ অনেক সময় দেখা যাচ্ছে কি যে এইসব সমস্যার কারণে এগুলো যখন আমাদের পরিবেশ সাথে মিশে যাচ্ছে, তখন ultimately দেখা যাচ্ছে এগুলো কিন্তু পচনশীল না। যেহেতু পচনশীল না, সেই ঘুরে ফিরে to be very honest এগুলো পরিবেশে থেকে যাচ্ছে। এবং পরিবেশে থেকে যাওয়ার কারণে দিনশেষে হচ্ছে কি যে এইগুলো কিন্তু হচ্ছে যে ওই একটা পরিবেশ নোংরা করে আমাদের কিন্তু স্বাস্থ্যের মধ্যে কিন্তু একটা ঝুঁকি বাড়াচ্ছে, তাই নয় কি?
জি, একদম। আচ্ছা। জি। জি। হুম। জি। একদম ঠিক বলেছেন। অ অনেক সময় দেখবেন, আমি কিছুদিন আগে আ ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন। তো ওই বন্দর থেকে ট্রলারে করে আ হচ্ছে করমজল
হুম, হুম। হুম, হুম। জি। হু, হু।